হুম, এটা এটা সঠিক যে জ্ঞানের পরিধি বিশাল থাকতে হবে এবং আ মানে শেখার কোন শেষ নেই আমার মনে হয়। তো যেই জিনিসগুলো আমরা ভুল করেছিলাম সেখান থেকেই কিন্তু আমরা শিখেছি এবং আমার মনে হয় যে অনেকটা সময় ভুল করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভুল না করলে, একটা ভুল করলে কিন্তু আমরা তার ৩ ৪ টা উপায় আ শিখতে পারি যে কিভাবে সে ভুলটা শুধরে নেয়া যায়। কিছু, কিছু ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
অ্যা উম হ্যাঁ, নিশ্চয়ই। অ্যা এক অ্যা আমি ঐযে এক বইয়ের লে হ্যাঁ, অ্যা আমার অ্যা এক এই এক সাধারণ জ্ঞানের একটা বইয়ে এক লে লেখক এসে বলছে, যে বোর্ডে নাকি জিজ্ঞেস করছে যে হিমালয়টা, হিমালয় কি? বলছে, যে এটা একটা বড় একটা জন্তু। বলেন! <scoffs> এই উত্তর যদি দেয় একটা graduate ছেলে মানে তার কোনো সাধারণ কোনো knowledge ই নাই। অথচ result ভালো। হ্যাঁ, কিন্তু ব
আচ্ছা। হ্যাঁ।